আচ্ছা আপনার বন্ধুদের সাথে কাটানো কোনো একটা স্মরণীয় ভ্রমণের গল্প বলুন তো?
<chuckles> আ হ্যাঁ, আমার বন্ধুদের সাথে অ্যাঁ কাটানো কিন্তু স্মরণীয় আ মুহূর্ত বা ভ্রমণের গল্প যদি বলতে চাই আমার কাছে কিন্তু বেশ অ্যাঁ অনেকগুলোই আছে। তার ভিতরে ১ম যেটা আসলে, হ্যাঁ ১ম যেটা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু যখন ভার্সিটি লাইফ এ পড়ি। আ তখন কিন্তু আ মানে কক্সবাজার গিয়েছিলাম। আমরা চার পাঁচ জন আ বন্ধু মিলে। তো সেটা কিন্তু আমার জন্য ছিল মানে বেশ আরেকটা স্মরণীয় মুহূর্ত। কারণ হচ্ছে আমরা কিন্তু আ ট্রেন জার্নি করে আরকি সবাই আসলে গিয়েছিলা
হ্যাঁ, হ্যাঁ। বাহ! চমৎকার। হ্যাঁ। হুম। আচ্ছা। বাহ! ওহ আচ্ছা। <chuckles> মানে সত্যিই ট্রেন জার্নি করে যাওয়ার ব্যাপারটা কিন্তু এক বেশ মজার।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একদমি, একদমি। আ তো ট্রেন জার্নি করে আসলে যখন যাই তখন কিন্তু হচ্ছে আ মানে এই যে জানালার পাশে বসা নিয়ে দেখা যাচ্ছে বন্ধুদের সাথে মারামারি। যা আমি জানালার পাশে বসব, জানালার পাশে বসবি না খুব আ তো লাস্ট এ কিন্তু আমি পেয়েছিলাম জানালার পাশে শিট আ সিট। আমি কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে আমার হচ্ছে অ্যাঁ সমস্যা আছে মাথা ঘুরার। তোমরা যদি জানালার পাশে না দাও আমি কিন্তু আ তাহলে হয়তোবা জার্নি টা এত বড় জার্নি টা করতেই পারব না। আ হ্যাঁ, হ্যাঁ। তো পরবর্তীতে কিন্তু জানালার পাশে আমি বসেছিলাম। এবং এই যে মানে যে একটা জার্নি ছিল, ল লং জার্নি আসলে। আ তো সেটা কিন্তু হচ্ছে অ্যাঁ দৃশ্যগুলো দেখতে, দেখতে, যাওয়ার যে বিষয়গুলো এটা কিন্তু মানে অনেক সুন্দর ছিল। এবং আরেকটা কথা
হুম। <laughs> অ্যা হ্যাঁ, এ বাহ! করতেই পারবে না। আচ্ছা বাহ! হুম। হুম, হুম। আচ্ছা বাহ! দারুণ সত্যিই আপনি যেমনটা বলছিলেন। এটা কিন্তু সত্যিই দারুণ একটা মুহূর্ত। আ কা কারণ ব্যাপারটা হচ্ছে যে বন্ধুদের সাথে যে অ্যাঁ কাটানো মুহূর্ত কিন্তু সত্যিই বেশ একটা দারুণ এবং এ স্পেশাল একটা মুহূর্ত হয়ে থাকে জীবনে। তো সেখানে যদি আরো কোথাও ঘুরতে যাওয়া যায় এমনিতেই ঘুরতে গেলে আ ভালো লাগে। আবার বন্ধুদের সাথে থাকতেও ভালো লাগে। তো সেখানে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার ব্যাপারটা সত্যিই আরো বেশি মজাদার হয়ে ওঠে। আ তো যেমনটা আসলে আপনি বলছিলেন যে, কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। আ তারপরে আবার ঘোরারও এখানে আবার আরেকটা খুব সুন্দর একটা কথা আপনি বললেন যেমন আ ঘুরতে যাচ্ছেন অনেকের তো আ ট্রেন জার্নি টাই আসলে ভালো লাগে। ট্রেন এ ঘুরতে যে উয়া মানে ট্রেন জার্নি টাই তাদের কাছে একটা অন্যরকম একটা মজার অনু অনুভূতি। তো সেখানে আপনারা একে তো ঘুরতে গিয়েছেন আবার ট্রেনে করে গিয়েছেন। তো আসলে সত্যি আসা <chuckles> দারুন কিন্তু বললেন। তো তারপর?
একদমি, একদমি। একদমই, একদমই। <chuckles> হ্যাঁ একদমি। <chuckles>